আচ্ছা ব্যাপারটা কিন্তু
এবং সাথে, সাথে মেজাজটাও কিন্তু অনেকটা খিটখিটে থাকে। যে দেখা যাচ্ছে যে কি, যে কেউ কোন রকম আচরণ করলে সেটা আত না react টা অনেক দিয়ে ফেলি। অনেক সময় হঠাৎ করে চেঁতে যাই। এই জিনিসগুলো হতে যে হতে না অনেক সময় ভাবি, এরকম তো আমি না। আমার আচরণগুলো তো এরকম না। তাহলে কেন এরকম হচ্ছে? আসলে এর থেকে কি পরিত্রাণ পাবো? তাই সেটাই ভাবছি আসলে।
না, ব্যাপারটা কিন্তু আসলে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে, আপনি বিষয়টা নিয়ে বেশ চিন্তা করেন। দেখেন চিন্তা না করে যদি আপনি একটা ব্যাপার আমাকে খুলে বলেন। আপনার এই যে যে, কাজ-বাজ বা আপনার সারাদিনের যে কার্যকলাপ এখানে কি আপনি কোন routine maintain করেন?